একদম, একদম তাই। তো সেক্ষেত্রে আমি সবসময় ইংরেজির ভাষার যে রিসার্চ পেপার গুলো আছে ওই ব্যাপা ওগুলাই একটু খোঁজার চেষ্টা করি। কারণ ওখান থেকে শুন অনেক মানে আ দারুণ, দারুণ রিসোর্স গুলা পাওয়া যায়, ডাটা গুলা পাওয়া যায়, যেগুলা দেখা যায় যে পরবর্তীতে যখন আমি আমার নিজের রিস রিসার্চের কাজে ব্যবহার করেছি, আমার রিসার্চ বিশেষ করে আমার আ থিসিস টা একটা বড় আ আ পাবলিকেশনস আমি দিতে পেরেছি। অ্যা কারণ আমি অ্যা ওই, ওই যে সায়েন্টিফিক যে আর্টিকেল গুলা আছে ওখান থেকে আমি রেফারেন্স নিয়ে আমি আমার পরবর্তী যে রিসার্চ টা সেটা করতে পেরেছি। এবং আমিও যখন আমার থিসিস টা করেছি আমার সুপারভাইজার আমাকে বলেছেল বলেছিলো যে, "এমনভাবে রিসার্চ করবে যেন সেটাতে সেটাকে পরে সায়েন্টিফিক অ্যা আর্টিকেল হিসেবে পরে তুমি যেকোনো জায়গায় পাবলিশ করতে পারবা, এটা নিয়ে তুমি পিএচডি তে আগাতে পারো।" অ্যা তো সেক্ষেত্রে আমিও আমার সু থিসিস পেপার টা আসলে ইংরেজিতেই করতে হয়েছে, কিছু করার নেই।
বাহ! দারুণ ব্যাপার। আ আচ্ছা সেক্ষেত্রে যদি আসলে আপনি আ নতুন কিছু শিখতে চাইলেন, যেমন হয় না যে আপনি বলছিলেন, যে আপনি আ যখন আসলে রিসোর্স করেন বা আপনি ই করেন তো আ যখন আপনি আসলে নতুন কিছু শিখার আসলে সিদ্ধান্তটা নেন, তো সেক্ষেত্রে কি আগে আপনি ইংলিশ অ্যা ইংরেজিতে আসলে রিসোর্স আ খুঁজে দেখেন নাকি বাংলাতে দেখেন?
হুম। হুম, হুম। আ সেক্ষেত্রে যেটা হয় কিছু, কিছু ক্ষেত্রে যেমন ইংরেজি রিসোর্স টাই বেশি দেখা হয়, যেহেতু আমার পড়ালেখার মাধ্যমটা ইংরেজিতেই। অ্যা কিন্তু আ যখন অনেক সময় অনেক কিছু কঠিন থাকে বিশেষ করে যে সু যেটা বলছিলাম যে আমি আমার যখন থিসিস টা করি ব্যাপারটা এত জটিল ছিল, আমার নিজের কাছেই মানে ওটা নিয়ে কাজ করতে অনেক কষ্ট হয়েছে। প্রায় ৬ মাস ধরে আমি এটার পেছনে লেগেছিলাম। তো, তো সেক্ষেত্রে কিছু, কিছু জিনিস হ্যাঁ অনেক লম্বা সময় ধরেই আমাকে এই কাজটা করতে হয়েছে। অ্যা তো ও এ এই যখন রিসোর্স পেয়েছি ইংরেজিতে আ বা অনেক ভাষাতেই কিন্তু পাওয়া যায়। আমি যেহেতু আমি চাইনিজ আ ব্লক চেইন নিয়ে কাজ করেছি। চাইনিজ ভাষায়ও কিন্তু অনেক রিসোর্স আমি পেয়েছি। কিন্তু যেহেতু আমি বুঝিনি তো সেক্ষেত্রে আমাকে বাংলায় এগুলো একটু অনুবাদ করতে হয়েছে, জাস্ট বোঝার জন্য। কিন্তু আ যখন এ সেটাকে আমি আম আমার রিসার্চ এ কাজে লাগিয়েছি তখন কিন্তু আমাকে ওটাকে আবার ইংরেজিতেই ট্রান্সলেট করেই লিখতে হয়েছে বা ইংরেজি মাধ্যমটা থেকেই লিখতে হয়েছে। কারণ আসলে এখানে তো হ্যাঁ, বাংলাটা তো আসলে এখানে এ অম অমনভাবে অতটা গ্রহণযোগ্য নয়।
হুম। স্বাভাবিক। ও! ওতো অনেক লম্বা সময়। ও! আচ্ছা, আচ্ছা। লিখতে, লিখতে হয়েছে, হুম। আ ও হ্যাঁ, গ্রহণযোগ্য হবে না স্বাভাবিক। আ এটা কিন্তু আসলে ঠিক বলেছেন যে আপনার আসলে আ দেখা যায় যে যেহেতু আসলে আপনার ওইখানে সাবজেক্ট আপনি ইংলিশ এ আসলে বেশি গ্রহণযোগ্যতা পায়। তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে ওই ইংলিশ টাই আসলে দেখতে হয়। কিন্তু সেখানে যদি বাংলার ইয়ে ঐরকম থাকত তাহলে কিন্তু আপনার ওই কষ্ট কর আসলে কম আ করা লাগতো বা ওই যে অনুবাদ করার যে ব্যাপারটা সেটা কিন্তু অনেক আ কমে আসত। তো আসলে কোন আ মানে বিষয়ে ধরুন আপনি যদি আ মানে কোনটা আসলে সুপারিশ করবেন যে যাদের জন্য আসলে যারা বাংলা ভিত্তিক রিসোর্স আসলে কম পায় বা আপনার ক্ষেত্রে আসলে আপনি আ কোনভাবে আসলে বাংলা ভিত্তিক রিসোর্স আসলে আ যদি কম পান সেক্ষেত্রে আসলে আপনি আ কি করে থাকেন?
একদম, একদম তাই। হুম। একদম। একদম। হুম, হুম।